জি, ভালো আছি আপনি ভালো আছেন।
এই তো আমিও ভাল আছি। দুপুরে খাওয়া দাওয়া করেছেন?
জি। একদমই বলতে পারেন, দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই বসে আছি।
কি রান্না হলো আজকে?
হুম আজকে কিন্তু আজকে কিন্তু একটু বেশ কাজ হয়েছে। মাছ কাটা হয়েছে। সেটা দিয়ে আবার রান্না করা হয়েছে। আমি হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। সারাদিনটাই আমার আজকে ব্যস্ততায় কেটেছে। তো এখন একটু রেস্ট পাচ্ছি। রুই মাছটাই আমি রান্না করেছি। রুই মাছ কলা দিয়ে রান্না করেছি। ডাউল আছে, মাংস আছে এই খাবার। <chuckles>
আচ্ছা। তার মানে তো আজকে প্রচুর ব্যস্ত ছিলেন। <smacks lips> তো রান্না কি করলে আজকে? ও বাহ। আচ্ছা, সবকিছু কি আপনিই রান্না করেছেন? না আপনাকে কেউ সাহায্য করেছে?
একদমই আমি নিজে রান্না করি, নিজেরটা বলতে পারে না, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, এইজন্য। <chuckles>
আচ্ছা খুবই চমৎকার। তার মানে আপনি আ রান্না করতে পারেন এবং বলা কি যায় যে রান্না করাটা আপনার খুবই প্রিয়?
অবশ্যই রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আ নতুন, নতুন কোথাও গেলেও সেখানকার জিনিস বলেন, দেখে শিখার চেষ্টা করি। কোন আত্মীয় বাড়ি গেলেও মানে যদি ভালো লাগে তো তাদের কাছেও জিজ্ঞাসা করি যে "এটা কেমনভাবে রান্না করেছে।" আর আজকাল তো ইউটিউব আছেই। যখন খুশি যেটা সামনে পড়ে সেটা দেখেও চেষ্টা করি। তো আপনি কিরকম রান্না করতে ভালোবাসেন? কোনটা ভালোবাসেন? খেতে না রান্না করতে?
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ সেখাটাই। আমার রান্না করতে রান্না করতেও প্রচন্ড ভালো লাগে খেতেও প্রচন্ড ভালো লাগে। নিজের রান্নাও ভালো লাগে, আবার কেউ যদি রান্না করে দেয় এবং সেই রান্নাটা যদি আসলে ভালো লাগে খেতে আ সেটাও ভালো লাগে। এবং আজকে কিন্তু আমি রান্না করেছি।
আচ্ছা আচ্ছা। হুম। জি। হুম, ও আচ্ছা, আচ্ছা তাহলে তো ভালো। কি রান্না করলেন, আপনি আজকে কি খেলেন? <chuckles>
হুম। হুম, আজকে আমার আসলে অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে একটু পোলাও খাবো। তো কালকে হাঁসের মাংস রান্না করেছিলাম। তো আজকে একটু পোলাও রান্না করলাম। সাদা ভাতও করেছি এবং পাশাপাশি আ বেগুন ছিল। বেগুনগুলো আসলে কেনা হয়ে গেছে অনেকদিন হল। তো ভাবলাম যে রেখে নষ্ট করে কি লাভ? বেগুন দিয়ে আ মাসের বড়ি দিয়ে আসলে বড়িগুলো ভেঙে দিচ্ছিলাম।
ও। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা।